আ আমার কাছে আসলে মনে হয় যে তাদের আ উচিত। মানে তাদের যারা বড়রা তাদের হচ্ছে আমার জেনারেশন এর যদি বলি, আমার জেনারেশন এর যারা বাবা মা আছে অ্যা তাদের আসলে উচিত যে আ মানে সবার সাথে আত্মীয়স্বজন সবার সাথে কমিউনিকেটের যে বিষয়টা সেটা কিন্তু রাখা। কারণ কমিউনিকেট রাখলে কিন্তু আ মানে মিল বন্ধনটাও অতুট অটুট থাকে। কিন্তু এখন যে, মানে পরিস্থিতি আমি আশেপাশে যেরকম দেখি অ্যা সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মানে এটা দেখি যে ভাই ভাইয়ের সাথে কথা হয় না। অ্যা এটা কি ইশ্যু? ইশ্যু, ইশ্যু টা হচ্ছে
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। একদম, একদম। আও হুম, এইটাই আসলেই মূল বিষয়টা আপনি কিন্তু আসলে ঠিকই বলেছেন যে, আ বলা যায় যে, এই যে নিজেদের মধ্যে আসলে সম্পর্ক দূরত্ব তৈরি হওয়ার কারণ হচ্ছে পারিবারিক কোন একতা বা এই ধরণের আসলে কাহিনী বা গল্প না থাকে। এটাকেই তো আসলে আপনি দায়ী করছেন, তাই না?
হ্যাঁ একদম। হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে আ মানে এখন এরকম হয়ে গিয়েছে যে জমি জায়গা নিয়ে দেখা যাচ্ছে যে আ গন্ডগোল হয়, ভাই ভাইয়ের ভিতরে কথা হয় না। তো এইগুলো আসলে আ আমার কাছে মনে হয় যে খুবই দুঃখজনক একটা বিষয়। আমার কাছে মনে হয় পারিবারিক মিল বন্ধনটা আ সবারই অটুট রাখা উচিত অ্যা এতে পরবর্তী জেনারেশনও এই জিনিসটাই শিখবে। কিন্তু যখন দেখবো দেখবে যে তাদের বাবা-মাদের ভিতরেই আসলে অ্যা এই সমস্যাটা কিন্তু তখন কিন্তু পরবর্তী জেনারেশনরাও সেম আ একইভাবে পথ চলবে। মানে বাবা মাদেরই অনুসরণ করবে। তো এক্ষেত্রে আসলে
ও আচ্ছা বুঝতে পেরেছি। একদম, হুম। বুঝতে পেরেছি না একদম, একদম। পরিষ্কারভাবে আসলে বুঝতে পেরেছি এবং এই যে আপনি বললেন না যে আসলে এইগুলা আসলে কতটা গুরুত্বপূর্ণ পারিবারিক কাহিনীটা এবং আপনি আসলে যেই এটা কল বললেন না যেই আপনি আপনার জীবনের কাহিনীটা পাশাপাশি আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এটা যদি আসলে কারো কাছে না থাকে সেক্ষেত্রেও আসলে তারা সেম আ বলা যায় যে, সমস্যায় পড়ে যাচ্ছেন। তো আ তাদের ক্ষেত্রে আসলে সম্পর্কটা টিকিয়ে রাখতে আসলে যে পারিবারিক শিক্ষাটা বা পারিবারিক যে আ বড়দের বা বয়োজ্যেষ্ঠ যার আসলে ছিলেন বা তাদের বানানো যে পরম্পরা বা বলা যায় যে যেটাকে আসলে চিরাচরিত উত্তরাধিকার সূত্রে যে একতাটা তৈরি সেটা যদি আসলে তৈরি নয় সেটা একটা সমস্যা। এটা কিন্তু বেশ চমৎকার লাগলো এবং আপনি যে এত সুন্দরভাবে বিশদভাবে বললেন এটার জন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি।
হ্যাঁ একদম। একদম, একদম।